হ্যালো কি অবস্থা ভাই ভালো আছেন?
জ্বি ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন?
এই তো আমিও ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার?
আ দিনকাল আমার ভালোই যাচ্ছে। তবে আমি আসলে আহ উ দেশের বাইরে থেকে আসলাম। আমার আসলে হার্টের একটি ওপেন সার্জারি হয়েছে। তো সেক্ষেত্রে এখন সুস্থ রয়েছি। তবে আ আসলে একটু বিশ্রামের মধ্যে দিয়েই রয়েছি। আপনার?
আচ্ছা। ও। হ্যাঁ, যাক শুনে খুবই ভালো লাগলো, যে আপনি এখন সুস্থ আছেন। আ আমিও ভালো আছি। আ বিজ্ঞান কতটা আসলে আমাদের সাহায্য করছে তাই না? এই যে আপনি ওপেন হার্ট সার্জারি করে আসলেন এসেও এখন সুস্থভাবে আমার সাথে কথা বলতে পারছেন বা শুনেই তো অবাক লাগে তাই না?
হ্যাঁ, হ্যাঁ। এক একদম। হ্যাঁ। হ্যাঁ, একদমই যেমনটা আমি বলব যে বিজ্ঞানগত দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। যেটা কিন্তু আমরা আসলে আজ থেকে ১০ বছর আগেও চিন্তা করতে পারতাম না এখন দেখা যায় আমরা বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে আমরা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছি তাই না?
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। জি। হ্যাঁ তা তো অবশ্যই। আসলে আ একটা সময় আমাদের কাছে আ বিভিন্ন ধরনের সমস্যার কোনো ই ছিল না, যে এটা কীভাবে সমাধান করতে হবে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে, সব ধরনের সমস্যার আ সমাধান রয়েছে এবং যেগুলির সমাধান নেই সেগুলিও কিন্তু আসলে আ খুঁজে বের করার চেষ্টা চলছে বিজ্ঞানের মাধ্যমে। তাই না?
সমাধান। হ্যাঁ, একদমই। হুম। হ্যাঁ একদমই খুব হ্যাঁ খুব সুন্দর একটি কথা বললেন। আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানের কথা যেহেতু এখানে চলেই আসল আপনি কি মনে করেন যে বিজ্ঞান কি আমাদের স্বাস্থ্যের উপরে আ উন্নতি করতে সাহায্য করছে?
জি। হ্যাঁ। হ্যাঁ স্বাস্থ্যের উপরে তো অবশ্যই উন্নতি করতে সাহায্য করছে। কারণ দেখুন আ আমরা যদি বিজ্ঞানের কথা বলি, তাহলে আমাদের বিজ্ঞানের আবিষ্কারের কথা বলতে হবে। বিজ্ঞান আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত নতুন, নতুন আ জিনিস আবিষ্কার করছে, নতুন, নতুন প্রযুক্তি আবিষ্কার করছে যেগুলি আমাদের আ স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করছে, তাই না?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, একদমই। আমি মনে করি যে আসলে এই যে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম যে আসলে আমি দেশের বাইরে থেকে একটি অস্ত্রোপচার করে এসেছি। এটা দেখা যায় যে অবশ্যই আ খুবই উন্নত দিক থেকে আমাদের জীবনের দিক থেকে দেখা যায় যে আজ থেকে কিছু বছর আগেও কিন্তু আমরা এটা চিন্তা করতে পারতাম না। এবং আমি মনে করি যে বিজ্ঞান আমাদের জীবনকে আসলেই অনেকটাই উন্নত করে যেমনটা আপনি দেখবেন যে সকালে ঘুম থেকে ওঠার আ পরে পরে যে আমরা ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি আ এটা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত দেখা যায় যে বিজ্ঞান কিন্তু আমাদের জীবনে খুব আ বড় একটি স্থান দখল করে রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো রয়েছে এগুলো আমাদের স্বাস্থ্যের উপর সবথেকে বেশি প্রভাব ফেলছে। এবং আমি মনে করি যে এর কিছু ভালো এবং খারাপ দিকগুলো রয়েছে আপনি যদি এই বিষয়টা বিশ্লেষণ করতেন।
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। উ জি, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আ ভালো এবং খারাপ দিকের কথা যদি বলি আমি আসলে আ খারাপ দিক আমি ওইরকম একটা দেখি না। আ তবে আমি যদি একটু ভালো দিক দিয়া আ ভালো দিকের কথাগুলি বলি তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের জিম মানে এখন কিন্তু মানুষ আ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু জিম করে এবং জিমের বিভিন্ন ধরনের এ যে প্রযুক্তি রয়েছে এগুলি কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে এবং এটি কিন্তু আমাদেরকে ফিট রাখতে অনেক বেশি সাহায্য করছে। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস রয়েছে যেটির মাধ্যমে আমরা কতটুকু খাবার খাচ্ছি আমাদের জন্য কতটুকু ক্যালোরি খাওয়া উচিত, কতটুকু প্রোটিন ও খাওয়া উচিত এগুলি সব সম্পর্কে আমরা জানতে পারছি। তো আমি মনে করি যে বিজ্ঞানের আসলে আ খারাপ দিক আসলে নেই খুব একটা স্বাস্থ্য উন্নতির কথা যদি আমি চিন্তা করি। আপনার মতামত কি এ বিষয়ে?
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। একদম। হ্যাঁ। একদমই। হ্যাঁ, আমার তো মতামত আসলে আমার ডাক্তাররা বলেই দিয়েছেন যে আমার ক্যালোরি অনুযায়ী খেতে হবে এবং দেখা যায় যে অতিরিক্ত তৈলাক্ত খাবার আমাকে খেতে নিষেধ করা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে অ্যাপস ব্যবহার করেই কিন্তু আমি ট্রাক করতে পারছি আসলে আমি কতটুকু খাবার খাচ্ছি এবং আপনি যে বললেন যে অনেকেই এখন জিম করে এবং আমি এটাই মনে করি যে জিম না করেও কিন্তু অনেকে বাসায় ব্যায়াম করতে পারে। আসলে এ ধরনের ব্যায়ামগুলোর আ ভিডিও বলন বা আ আলোকচিত্র এগুলো কিন্তু সব অনলাইনেই আমরা পেয়ে যাই। হ্যাঁ। এটাও কিন্তু বিজ্ঞানের একটি আসলে আবিষ্কার এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্যে এটার প্রভাব খুবই ভালো। আচ্ছা আপনি কি মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কতটা উন্নত করছে?
হ্যাঁ। হ্যাঁ। উ জি। হ্যাঁ। জি সব কিছু অনলাইন দেয়া আছ জি। একদম। একদম। আ চিকিৎসা ব্যবসা ব্যবস্থার কথা যদি আমি বলি আ তাহলে দেখবেন যে আ আপনি নিজেই কিন্তু এটার একটা উদাহরণ যে আপনি 'ওপেন হার্ট সার্জারি' করে চলে এসেছেন। আসলে এটার কথা কিন্তু একটা সময় ভাবাও যেত না, এবং এটা থেকেই কিন্তু বোঝা যায় যে বিজ্ঞান আমাদের চিকিৎসা প্রযুক্তিটাকে কত দূর এগিয়ে নিয়ে গিয়েছে এবং এখন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের 'ক্যান্সারেরও' নিরাময় তারা বের করে ফেলছে। এই আসলে বিজ্ঞান চিক চিকিৎসাগত দিক দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে যেটা হয়তো একটা সময় মানুষ কল্পনাও করতে পারত না, তাই না?
হ্যাঁ একদমই। হ্যাঁ। হ্যাঁ একদম। হ্যাঁ। হ্যাঁ একদমই। এবং আমি যদি বলি আসলে চিকিৎসার পদ্ধতির উন্নয়ন হয়েছে বলে আমি মনে করি, আ এবং আমি মনে করি যে দেখা যায় এখন কিন্তু 'রোবটিক সার্জারিও' হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে উন্নতিগুলো যে রয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের জীবনে খুব ভালো প্রভাব ফেলে এবং নতুন, নতুন ওষুধ এবং ভ্যাকসিন কিন্তু তৈরি হচ্ছে। যেমনটা আমরা কিন্তু 'COVID-19' এর সময় দেখা যায় যে কত দ্রুত আমরা একটি ভ্যাকসিন বা, এন্টি কি বলে এটাকে আ অ্যান্টি ডট নাকি ডক্সিন হ্যাঁ, এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্যগত দিক থেকে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে। যেমনটা আমরা কিন্তু এখন আমাদের রক্তের আ কোন গ্রুপ এগুলো বের করতে পারি। এরপর দেখা যায় ডিএনএ মাচ করতে পারি হ্যাঁ একদমই এবং আমার একটি অভিজ্ঞতা রয়েছে আসলে এক্সরে নিয়ে। আপনার কি এমন কোন অভিজ্ঞতা রয়েছে?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম। হুম, জ্বি। হ্যাঁ, এন্টি ডট। জ্বি। একদম। উ জ্বি। অবশ্যই। উম জ্বি, খুবই সহজ এগুলো এখন। জ্বি। আ অভিজ্ঞতা রয়েছে আসলে আ আমরা যখন খেলতাম আগে, তখন আ আমার একটি বন্ধুর আ হাত ভেঙে যায় পরে, তখন আসলে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই তখন ডাক্তার বলে যে এক্সরে করাতে, এবং এক্সরের মাধ্যমে কিন্তু তারা খুব সুন্দরভাবে কোথায় ভেঙেছে কি হয়েছে ওইটা ধরে ফেলতে পারে। তো আসলে এভাবে কিন্তু বিজ্ঞান কিন্তু চিকিৎসাগত দিক দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, যেরকমটা আমি বলছিলাম এবং একদম ছোট, ছোট জায়গা থেকে শুরু করে এই একদম বড়, বড় অপারেশন করা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার হচ্ছে। তাই না?
<clears throat> <clears throat> হ্যাঁ। আচ্ছা। হুম। একদমই। হ্যাঁ। আচ্ছা। হুম, যেমনটা আমার অভিজ্ঞতা থেকেই যদি আমি বলি, আমার আম্মুর কিন্তু দেখা গিয়েছে যে কিছুদিন আগে দাঁতে ব্যাথা করছিল এবং আ পরবর্তীতে তাকে আমি আসলে ডেন্টিস্ট এর কাছে নিয়ে যাই, সেক্ষেত্রে পরবর্তীতে সে ডাক্তার যে রয়েছে সে কিন্তু খুব দ্রুতই দেখা যায় যে একটি এক্সরে করলো দাঁতের, এবং দেখতে পারলো যে সেখানে এক্সট্রা একটি দাঁত উঠেছে। তারপর কিন্তু ওদিনই সেই দাঁতটা কিন্তু আমরা তুলে ফেললাম। এই যে একটি আসলে আ সময় বাঁচালো সে তার চেম্বারের মধ্যেই দেখা গেল যে এক্সরে টা করে ফেলল, এবং এর কোন ডিজিটাল আউটপুট ও কিন্তু সে বের করল না। সে মনিটর এর মধ্যেই কিন্তু সে জিনিসটা দেখতে পারলো। এই যে সময়টা যে বাচলো হ্যাঁ, আগে কিন্তু আমরা দেখতে পারতাম যে মেশিনের ভিতর দিয়ে এক্সরে করা হতো। এরপর সেটা আবার আরেকটা কাগজে আসলে বের করা হতো। এটা আসলে সময় সাপেক্ষ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিজ্ঞান ছাড়া আসলে স্বাস্থ্যের সমস্যাগুলো মোকাবেলা করতে গেলে আমরা অনেকটাই আ হিমশিম খাবো এ বিষয়ে আপনার কী মনে হয়?
হ্যাঁ। আচ্ছা। জী। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। জী। হ্যাঁ, খুব সহজে। জী। জী। একদম, হ্যাঁ। জী। অবশ্যই, অবশ্যই আপনি যেটা বললেন এটা কিন্তু ঠিক। এখন কিন্তু আ জিনিসগুলা অনেক অল্প সময়েই সমাধান করা সম্ভব হচ্ছে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে, এখন কিন্তু অনেক ধরনের প্লাস্টিক সার্জারিও করা হচ্ছে। দেখা যাচ্ছে যে অ্যা অনেকের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ফেসে সমস্যা হচ্ছে, তো সেটা কিন্তু তারা চাইলে এই যে বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে আ প্লাস্টিক সার্জারি করার মাধ্যমে নিজেদের আ ফেসটাকে আবার সুন্দর করে তুলতে পারছে এবং এছাড়াও কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। যে আসলে একটা মানুষ তার দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সাহায্য নিয়ে আ স্বাস্থ্যের উন্নতি করছে, যেরকমটা আমি নিজেও করে থাকি আমা আমি আর স্লিপটাকে ট্র্যাক করি, আমি দৈনিক কতটুকু ব্যায়াম করছি এবং দৈনিক আমার কতটুকু ক্যালোরি খাওয়া উচিত কতটুকু প্রোটিন নেওয়া উচিত এগুলি আমি আ মোবাইল ফোনের মাধ্যমে ট্রাক করছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার স্বাস্থ্যটাকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করছে। আপনিও কি এরকমটা করে থাকেন?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ এটা তো বেশ ভালো। হ্যাঁ। হ্যাঁ আমাকে তো ডাক্তার বলেই দিয়েছে, যে আপনার কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না যেমনটা বললাম। আর আপনি যেমনটা বললেন যে ফেস সার্জারির কথা। এখন দেখা যায় অনেকেই কিন্তু ফেস সার্জারি করে থাকে। যেমনটা অনেক নায়িকাকে আমরা দেখি যে তারা আ যৌবন আ ধরে রাখার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ফেস সার্জারি করে থাকে। যেমন তার নাকটা একটু বড় বা ছোট ঠোঁট বড়-ছোট এগুলা সবকিছুই আসলে সম্ভব। যেগুলো আগে কিন্তু অসম্ভব ছিল। এবং দেখা যায় এই যে এখন অনেকে ডায়াবেটিক্সে আত আ আক্রান্ত। সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা বাসায় বসেই সেই আসলে বিষয়টা কিন্তু খুব ভালোভাবে নির্ণয় করতে পারছি, যে আসলে অসুস্থ নাকি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু বলতেই পারি এটা যে ভবিষ্যতে আমাদের বিজ্ঞানটাকে কিন্তু স্বাস্থ্যখাতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা আপনি কি মনে করেন যে এই যে ভবিষ্যতে আমরা যে বিজ্ঞান ব্যবহার করব এবং এই যে স্বাস্থ্যের যে সমস্যা বা হসপিটালগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করব এগুলো কি আমাদের অর্থনীতিতেও আ খুব ভালো প্রভাব ফেলবে?
হ্যাঁ। <chuckles> একদম। জী। একদম। একদম। জী। হ্যাঁ। জী। হ্যাঁ, এটা তো একদম ঠিক। এটা আপনি যেটা, জী অবশ্যই এটা ভালো প্রভাব ফেলবে এবং আ আপনি যে কথাটা কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলেন এখন কিন্তু আমরা অনেক ধরনের রোবটিক সার্জারি ও দেখতে পাচ্ছি, এবং আ দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আসলে একজন মানুষের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, গিয়ে আ ঐখানে অপারেশন টা করা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখছি যে বিভিন্ন ধরনের ছোট, ছোট ন্যানো রোবটিক ঐগুলি পাঠানোর মাধ্যমে তখন কিন্তু ওইটার চিকিৎসা করা হচ্ছে। তো এইটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে পড়েছে এবং আমি মনে করছি যে প্রযুক্তি যত উন্নতি হবে, আসলে বিজ্ঞানের এই যে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব এটা আরো বাড়তে থাকবে, তাই না?
হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। একদমই। হ্যাঁ, আসলে দিন যত যাচ্ছে আমরা কিন্তু ততটাই উন্নত হচ্ছি এবং দেখা যায় যে আমরা উন্নত হতে হতে অনেকটাই এগিয়ে গিয়েছি। কেননা প্রযুক্তির ধরনই এটা বিজ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি আরও এগিয়ে যাবে এবং আমরা কিন্তু এর থেকে ফায়দা নিতে থাকবো, তো সেই ক্ষেত্রে দৈনন্দিন জীবনে বেশ ভালো প্রভাব রয়েছে এই বিজ্ঞানের এবং চিকিৎসা খাতেও কিন্তু এর ভালো প্রভাব রয়েছে, যেমনটা আমরা কোন রোগ নির্ণয় করার ক্ষেত্রে দেখা যায় এখন খুব সহজেই কিন্তু রোগটা নির্ণয় করে ফেলতে পারছি। এই প্রযুক্তিকে ব্যবহার করে, বিজ্ঞানকে ব্যবহার করে এবং দেখা যায় যে স্বাস্থ্যগত দিক থেকেও আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম বা আ বলুন বা এই যে লক্ষণগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা অনলাইনে সার্চ করার মাধ্যমে আ আসলে পেয়ে যাচ্ছি। অবশ্য আমি আপনাকে একটি লেটেস্ট টেকনোলজি আমাদের দেশে বলবো, সেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা মুঠো ফোন বা কল কলের মাধ্যমে ডক্টর কে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি বা তাদের থেকে পরামর্শ নিতে পারি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
জী। হ্যাঁ। জী। হ্যাঁ। অবশ্যই। জী। হ্যাঁ। জী। একদম। অবশ্যই, পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। এটা তো খুবই ভালো একটা জিনিস, কে একটা বিষয় আগে হতো কি? যে এ কী হয়েছে সেটা জানার জন্যও ডাক্তারের কাছে যেতে হত। ডাক্তারের ভিজিট দিয়ে অনেকটা সময় পার করে, তো সবকিছু মিলেই কিন্তু আসলে অনেক একটা হয়রানিই হত। কিন্তু এখন দেখুন কত সহজে পড়েছে। আমরা শুধুমাত্র ফোনে
হ্যাঁ। আচ্ছা।
কথা বলার মাধ্যমে ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারছি, তাদেরকে আমাদের সমস্যাগুলি শেয়ার করার মাধ্যমে আমরা কিভাবে সলভ করতে হবে, এটা জেনে নিতে পারছি। কোন গুরুতর কিছু না হলে আমাদের হসপিটালে যাওয়াও লাগছে না। তো সব মিলিয়েই কিন্তু অ্যা এটা আমাদের জন্য খুব বেশি উপকারী বলে আমি মনে করছি। তাই না?
একদম। হ্যাঁ। একদমই। হুম। আমি মনে করি যে আসলে এটাই আমাদের প্রয়োজন। অ্যা যে আমরা বিজ্ঞানকে ব্যবহার করব এবং বিজ্ঞানকে ব্যবহার করে দেখা যাবে যে আমরাই কিন্তু এর থেকে উপকৃত হব এবং দেখা যায় অনেক সময় আমরা দুশ্চিন্তা করি এবং অনলাইনে কিন্তু সে বিষয়গুলো আসলে অ্যা সার্চ করার মাধ্যমে আমাদের স্বাস্থ্যে কী ক্ষতি হয়েছে এগুলো আসলে জানতে পারি অনেক সময় অনেকটাই কিন্তু বিষণ্ণ মুক্ত হই আমরা।
জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। এটা তো একদম ঠিক আসলে জি।
তো, এইটাই বলবো যে আমার যে একটা অভিজ্ঞতা রইলো বা অ্যা কি বলে এটাকে? আমার যে এই যে একটি সার্জারি হলো, অস্ত্রপাচার হলো, এটাও কিন্তু বিজ্ঞানেরই একটি অংশ। এবং আমরা কিন্তু দিন, দিন অনেকটাই উন্নত হয়ে যাচ্ছি। এবং এটাই আমি আসলে ধারণা করি যে ভবিষ্যতে আরো নতুন, নতুন প্রযুক্তিকে আমরা দেখতে পারবো এবং এগুলো আমাদের দেশের অর্থনীতিতেও খুব ভালো প্রভাব ফেলবে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
হ্যাঁ। হ্যাঁ সার্জারি। হ্যাঁ। অবশ্যই। উন জি। একদম। জ্বী, আপনার সাথে কথা বলেও কিন্তু আমার খুবই ভালো লাগলো। এবং এই যে বিজ্ঞান, এটা আসলে অ্যা কোনো জায়গা থেকে কোনো জায়গায় পৌঁছে গিয়েছে। একসময় কে বা ভাবতে পারত যে আসলে এ robotics এর মাধ্যমে চিকিৎসা করা হবে? তো আসলে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করছে। যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ। একদম। হ্যাঁ।